আচ্ছা এটা, হ্যাঁ, অটো অনেকবার হয়েছে আমাদের যে আমরা আমরা যেখানে থাকি আরকি আ সেটার যে বাড়িওয়ালা আ উনি মাঝে মাঝেই দেখবেন যে ব্য আ একটু উনি তো ঢাকাইয়া আরকি। তো উনি <chuckles> আ মানে একটু মৌজ-মস্তি তারপরে বলে কি বলে এটাকে একটু খাওয়া দাওয়া এসব খুব পছন্দ করে। কারো কিছু হলে আমাকে ডেক ড ডেকে নিয়ে চলে যাই আরকি। তো এটা ছাদের উপর মানে আয়োজন সবসময় বেশিরভাগ দেখবেন যে আ ছাদের উপরেই হয়ে থাকে আরকি। তো তখন আ এই রিসেন্ট যেটা হলো যে গত কবে আমি ঠিক মানে গত এই এক সপ্তাহের মধ্যেই আরকি। আমাকে বলল যে তুমি চলে আসো, এই গেলাম। এই করতে, করতে, করতে, করতে, করতে আ রাত প্রায় ৩ঃ০০ ৪ঃ০০ বেজে গেল। পরের দিন আমার সকালে হলো আমার কাজ ছিল প্রেজেন্টেশন সবকিছু মিলিয়ে। আর জিনিস একটু গুবলেট পাকিয়ে গেল। মানে একটা বড় লস এর মুখোমুখি হয়ে পড়েছিলাম। তখন আমার মনে হয়েছিল যে আমি যদি একটু না বলতে পারতাম আ তাহলেই কিন্তু এই সমস্যাটার
হুম। হুম, হুম। আচ্ছা। হুম। হুম, হুম। হুম। জি। হুম। ওহ! হ্যাঁ মানে সময়টা আপনার বেঁচে যেত জি, তো এতক্ষণ তো আপনার না বলতে না পারার গল্প শুনছিলাম। তো <chuckles> এখন আপনি কখন আসলে যে না বলাটা শিখলেন আর কিভাবে শিখলেন?
হ্যাঁ, সবকিছু মিলিয়ে। হুম। আচ্ছা এটা একটা যে বললাম ছোটবেলায় থেকেই আ চলে আসছে সেটা তো একটা আছেই। তারপরে ধরেন যে না বলাটা একটা ধরেন যে জীবনের শিক্ষার মতো। আপনি মানে আ ভুল করেছেন, আপনি হয়তো সেই ভুলটা থেকে শিখলেন আরকি। আপনি হয়তো হ্যাঁ বলেছিলেন, না বললে হয়তো আপনার আম ভুলটা হত না। বা, আপনি না বলেছিলেন হ্যাঁ বললে হয়তো সেই ভুলটা মানে আ জীবনটা হয়তো আরেকটু বেটার হতো। তো এই মানে এটা ধরেন যে জীবনের প্রতিটি ধাপেই মানে শিখে আসা আরকি ধরেন যে এটা এরকম আরকি বিষয়টা একবারে যে
হুম। জি। হুম, হুম। ঠিক। হুম। মানে বিষয়টা হলো যে পদে লেখা যখন আপনার সাথে ঘটবে একটা particular বিষয় নিয়ে তখন আপনি সেখানটায় বিষয় আপনি না বলা শিখলেন এবং প্রতিনিয়তই আপনি শিখছেন যে কোথায় আসলে না বলতে হবে আর কোথায় আসলে
পদে, পদে হুম, হুম। শিখছি মানে এখনও যে শিখে গেছি এরকম না হ্যাঁ, সেটাই।